ও আচ্ছা, আচ্ছা।
দেখবেন পাহাড়ের মাঝখান দিয়ে শহরের শহর আর পাহাড়, শহর আর গ্রামের মাঝখান দিয়ে পাহাড়কে ভেঙে একটা রাস্তা করে দেয়। আর সেটা বাস্তব একটা ঘটনার উপর অবলম্বন করা আরকি। ইন্ডিয়ায় একটা লোক নাকি এরকম আসলেই আছে যে আসলে তার স্ত্রীকে মানি পুর পাহাড় ঘুরে যাওয়ার কারণে আসলে বাঁচাতে পারে না। আর সেই ক্রোধ, রাগ থেকেই সে পাগলপ্রায় হয়ে গিয়ে ওই পাহাড়টাকে তার জীবনের ২২-২৩ টা বছর খরচ করে সেই পাহাড়টাকে মাঝখান দিয়ে ভাঙে সে
হুম। হ্যাঁ, ম জি, জি। এটা ও আচ্ছা, আচ্ছা তাহলে তো বিশাল বিস ব্যাপার এটা।
মানে কোন রকম অনুপ্রেরণা সে পায় যে একটা মানুষকে হারানোর পরে আমরা কতটা দুঃখ পাই যে আমরা সমাজকে সমাজের মোড়টা ঘুরিয়ে দিতে পারি? সে সে সেই জিনিসগুলা আসলে আমি বলব যে আমি সেদিক দিয়ে বাস্তবমুখী কাহিনীগুলোর খুবই আমি অনেক ভক্ত, অনেক বড় ভক্ত। কারণ এই এই জিনিসগুলো থেকে আমি অনেকটা শিখতে পারি যে আসলে একটা মানুষ চাইলেই সবকিছু করতে পারে। চাইলেই হাতের নাগালে সবকিছু আনতে পারে সেটা শুধু ইচ্ছার দেরি আরকি জি।
হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ এরকম আ সিনেমা দেখেছি। বেশ অনেক বছরে দেখেছিলাম একটা সিনেমা 'চলো পাল্টাই।' আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা দেখেও কিন্তু অনেক শিখার আছে যে সে কিভাবে নিজেকে পাল্টিয়ে শেষে ভালো ক্রিকেটার হয়ে যায় মনে হয় ছেলেটা। তার স্বপ্ন থাকে এটা অনেক কষ্টের পরে। তো খুব ভালো লেগেছিল এরকম। যে একটা লক্ষ্য হ্যাঁ লক্ষ্য থাকলেই যে সে উঠে যেতে পারবে সেখানে তার ইচ্ছার শক্তির দ্বারা সেটাই আরকি এখানে প্রমাণিত এই সিনেমা জুড়ে।
জি। জি, জি আমিও সেটা দেখেছি জি। জি। জি। জি, জি। না সে জি, জি। জি। না আপনি, আমি আমি তো বলব হয়তো আপনি সিনেমাটা অনেক আগে দেখেছেন তাই হয়তো কাহিনীটা অনেকটা ভুলে গেছেন কাহিনীটা কিন্তু এরকম ছিল না। কাহিনীটা কিন্তু ছিল যে মানি প্রসঞ্জিত মানি ছেলেটার বাবা যে থাকে তার তার মানি সে সে ভালো বাবা হয়ে কিভাবে উঠবে সেটার একটা struggle, সেটার একটা challenge ছিল। ছেলেটা মানি cricket শিখবে, cricket খেলবে কিন্তু না তুমি cricket খেলতে পারবা না, তোমার পড়াশোনা নিয়েই থাকতে হবে, তুমি পড়াশোনার বাইরে যেতেই পারবা না। সেই জিনিসটা থেকে ছেলেটা একটা বড় দুর্ঘটনার শিকার হয়। পরে গিয়ে দেখা যায় তখন প্রসঞ্জিত নিজের ভুল বুঝতে পারে। ভুল বুঝতে পেরে আসলে সে সরকার সিক সরকারকে শিক্ষা ব্যবস্থাটাকেই আসলে ঠিক করতে চায়। সে সেই কাহিনীর থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু যে আসলে মানি
হুম। <clears throat> হ্যাঁ, হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। আচ্ছা, আচ্ছা হ্যাঁ। জি, জি হুম। হ্যাঁ, একদমই জি, জি, জি। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এইবার মনে পড়ছে আমার ক্লিয়ার আসলেই সিনেমাটা ঠিকই বলেছেন। আমি দেখেছি আরও একটা ছবি দেখেছিলাম ঐ যে 'পদ্মা নদীর মাঝি' দেখেছিলাম যেটা হুম, হুম। এটাও কিন্তু ঐ যে জেলে জীবনের যে কাহিনী, তো খুবই রি মানে যে কত টাকা নিয়ে সে মহাজনের কাছ থেকে না নেয় টাকা পয়সা নিয়ে, ভাড়া নিয়ে, মাছ ধরে এসে দিয়ে আবার শেষে তার কিছুই থাকে না, তাই না? তেমন।
জি, জি। জি। জি। তা তো অবশ্যই জি, জি। জি, জি। জি। জি, জি। তা তো অবশ্যই জি। আসলে এই কিন্তু মানি এ এগুলো, এই কাহিনীগুলোই কিন্তু আসলে মানি আমাদের প্রকৃত যে জীবনযাপন আমরা করি মান নাগরিক হিসেবে, মানুষ হিসেবে এই কাহিনীগুলো আমি বলব যে আসলে অনেকটা প্রতিচ্ছবির মতো বা আয়নার মতো যে আমাদের আমাদের জীবনটাকে তুলে ধরে। সেই কারণেই কিন্তু আমি মনে করি যে আসলে বাস্তবমুখী জি মানি সিনেমাগুলো আমাদের অন্তরে এতটা দা দাগ কেটে যায় আসলে।
হুম, হুম। সেটাও একটা কাহিনী। জি। হুম। হুম, হুম একদমই ঠিক।
খুবই, খুবই, খুবই পছন্দের আরকি। জি।

হ্যাঁ, আমার দিনকাল ভালোই যাচ্ছে বলতে পারেন। সব মিলিয়ে আমি বেশ ভালোই আছি। কোনো সমস্যা নেই হ্যাঁ। এহ জি, তো আপনি স
জি। যাক, আলহামদুলিল্লাহ। জি। আসলে এ এ জি, জি। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে, এই আপনি যে বললেন ভালোই আছেন, এ এই ভালো লাগার সময়গুলোতে আসলে, আমি ব্যক্তিগতভাবে সিনেমা দেখতে খুব পছন্দ করি। আপনি, আপনি, কিভাবে মানি ভালো লাগা সময়টা পার করেন?
হুম। হুম। একদমই। আমিও কিন্তু সিনেমা দেখতে ভীষণ পছন্দ করি। বা একটা সময় ছিল তো প্রচুর দেখতাম, প্রচুর! এখনও দেখি, তবে সেই তুলনায় একটু কমেছে বলতে পারেন। তবে অ্যাঁ ও আর হচ্ছে মানে, দেখার ধরণটা একটু পাল্টিয়েছে বলব যে, আগে টেলিভিশনে খুব বেশি দেখতাম, এখন ফোনেই বেশি দেখি। একদমই। জি। যখন খুশি তখন দেখা যায় এই ফোনে। আর বিশেষ করে ওই অ্যাডভেরটাইজ তো দেয় না, এইজন্য বেশি ভালো লাগে। <clears throat>
আচ্ছা, চমৎকার! জি। জি। জি। কিরকম? জি, জি। <chuckles> সেটা তো সেটা তো হওয়াটাই স্বাভাবিক। জি, জি। জি। এ এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। না, না আগে, আগেকার সময়ে যখনই সিনেমা দেখতে বসতাম তখন দেখা যেত যে, একটা সিনেমা যদি ২ ঘণ্টার হতো, অ্যাডভেরটাইজ ও ২ ঘণ্টা আমরা দেখা হতো। তাহলে ইন টোটাল, একটা সিনেমা ৪ ঘণ্টার গিয়ে দাঁড়াত। <chuckles> জি, জি।
জি। একদমই। আর এ্যা ২, ৫ মিনিট পর পর না? ad দিত, সেটা হচ্ছে খুবই বিরক্তিকর লাগত, তখন সিনেমা দেখা হ্যাঁ। হুম।
খুবই বিরক্তিকর খুবই বিরক্তিকর। জি, জি। আসলে এই সিনেমা দেখা নিয়ে আসলে যেহেতু কথা উঠলো, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি নিজে বাস্তবমুখী সিনেমা খুবই পছন্দ করি। আপনি কিরকম সিনেমা পছন্দ করেন? যে বাস্তবমুখী নাকি কাল্পনিক না সম্পূর্ণ ফ্যান্টাসি?
হুম জি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম।